হ্যালো!
হ্যালো ভাইয়া, কেমন আছেন?
এইতো ভাই ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও বেশ দুর্দান্ত আছি। সারাদিন বেশ ব্য কর্মব্যস্ত ছিলাম। এখন নিজেকে সময় দিচ্ছি। ভালো লাগছে। আপনার দিন কেমন গেল?
হ্যাঁ। বেশ ভালো। হ্যাঁ, আমারও আসলে অনেকটা সময়ই আমার দিনের চলে গিয়েছে কর্মব্যস্ততার পেছনেই এবং দিনের বেলা একটু গরমও ছিল। অনেক টায়ারড ও হয়ে পড়েছি পর যখন আসলে ওই বাসার দিকে ফিরছিলাম দেখলাম যে পুরো অন্ধকার হয়ে গিয়েছে।
আচ্ছা, আচ্ছা। ওহহো! হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ।
আবহাওয়াটাও ভালো হয়ে গেছে। একটু বৃষ্টিও নামল আসলে বাসায় ঢুকতে, ঢুকতেই। <chuckles> মনটাও ভালো হয়ে গেছে। হ্যাঁ। <chuckles>
ওহহো! তাহলে তো বেশ জমজমাট অবস্থা। তো সব মিলিয়ে এইযে কর্মব্যস্ত জীবনে আপনি থাকেন, তো একটা কথা মাথায় আসছে সেটা হচ্ছে মোবাইল ফোন কিন্তু আমাদের নিত্যসঙ্গী। আ ব্যস্ততা হোক বা বিনোদন হোক। তো এই দৈনন্দিন জীবনে বা এই কর্মব্যস্ত জীবনের অনেক কাজ, আমার ক্ষেত্রে যেটা হয় আমি কিন্তু বিভিন্ন অ্যাপস বা ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে কাজগুলা শেষ করে দেই বা কাজগুলা করে নেই। আপনি কি আসলে দৈনন্দিন জীবনে এমন কোনো কাজ বা নিত্য প্রয়োজনীয় হলেও যেটা আপনি মোবাইল অ্যাপস বা কম্পিউটার অ্যাপস থেকে কমপ্লিট করেন, এমন কি কিছু আছে?
তবে আ জি, জি। হ্যাঁ, তা তো অবশ্যই। জি, জি। হুম, হুম? জি, জি। হ্যাঁ। হুম, হুম। হুম, হুম। হ্যাঁ, তা তো অবশ্যই আছে। আ এর মধ্যে আমি বলবো যে সবথেকে বেশি সাহায্যকর অ্যাপস হচ্ছে কি আমার জন্য, সেটা হবে আমার ট্রাভেল করার জন্য যেসব এ্যাপগুলো ব্যবহার করে থাকি আসলে যাতায়াতের জন্য। থাকে কি Uber বা কে Pathao। জি আবার inDrive ও আছে। তো দেখা যায় কি? যে আসলে আ আ একটু দিনের বেলা হয় কি? বাইরে যাওয়ার সময় কাজে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় দেরি হয়ে যায় বের হতে বাসা থেকে দিনের বেলা উঠে। তো ওই বাইরে যেয়ে দাঁড়িয়ে থেকে কোনো গাড়ি ভাড়া করা বা হচ্ছে গিয়ে হ্যাঁ, বা হচ্ছে গিয়ে কোনো আ মানে লোকাল যে কোনো ট্রান্সপোর্টেশন ব্যবহার করবো, যাতায়াতের মাধ্যম ব্যবহার করব সেটাও আসলে তেমনভাবে করাটা সম্ভব হয়ে ওঠে না। দেখা যায় যে অনেক সময় অনেক জ্যাম ও থাকে। আবার বাস ব্যবহার করলে দেখা যায় যে জায়গায়, জায়গায় দাঁড়াবে তো তাতেও একটু লেইট হয়ে যায়। হ্যাঁ।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আ বাহ! Pathao, Uber. আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। গাড়ি-টাড়ি পাওয়া <scoffs> যায় না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলেই। একদম। আর এই গরমের ভেতরে ভাই লোকাল বাসে চড়াটাও একটা নিজের প্রতি অত্যাচার করা।
<chuckles> হ্যাঁ, একদমই। তবে আমি যেটা সবথেকে ভালো লাগে যে এই যাতায়াতের মাধ্যম যে অ্যাপসগুলো আছে সেগুলো খুবই কাজে দেয় আমাকে। দেখা যাচ্ছে যে আমি এই রেডি হয়ে হয়তো নাস্তা করতে বসবো তখন আসলে একটা কল করে দেই অ্যাপসে ঢুকে। অ্যা তো দেখা যায় কি? যে সে যতক্ষণে এসে পড়বে আমাকে পিক করতে
হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। রাইড রিকোয়েস্ট রেখে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।
তো ততক্ষণে আসলে আমার নাস্তাও খাওয়া শেষ হয়ে যাবে। আমি বের হয়ে যাওয়ার জন্য পুরা প্রস্তুত এবং এর ফলে আরেকটা জিনিস ভালো যেটা যে আমার একদম বাসার নিচে এসে নিয়ে যায়। তো আসলে ওই গরমের ভিতরে আমার আসলে হেঁটে যাওয়াও লাগে না। যে যাবো যে গ্রা গাড়িঘোড়া খুঁজবো এট একটা আও খুবই <chuckles> আমাকে সাহায্য করে দৈনন্দিন জীবনে। হুম, হু্ম?
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। আচ্ছা। আমার ক্ষেত্রে একটা সময় আসলে এটা ছিল। আ রাইড শেয়ারিং অ্যাপস বা ট্রাভেল রিলেটেড অ্যাপস খুব বেশি ব্যবহার করা হতো। এখন আ অবস্থাটা একটু চেঞ্জ হইসে। যেহেতু অফিসিয়াল গাড়ি আছে অ্যা বা অন্যান্য সুযোগ-সুবিধার কারণে এখন আর রাইড শেয়ারিং এই ব্যাপারগুলা ব্যবহার একটু কম হয়, করা হয় না এমন না। তবে সাইকেলও ব্যবহার করি ইদানিং আমি। আ শরীরের ব্যায়ামের জন্যে। এই কারণে ওগুলা কমে গেছে। সবথেকে বড় আমার এখন কাজে লাগে যেটা সেটা হচ্ছে খাবার <scoffs> ডেলিভারি করার অ্যাপস এবং বাজার করার অ্যাপস।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হুম, হু্ম। হ্যাঁ। ইয়া আচ্ছা, আচ্ছা। হুম, হু্ম। হ্যাঁ, তা তো বেশ ভালো। <chuckles> <laughs> হ্যাঁ। না, এটা কিন্তু বেশ ভালো কাজে দেয়।
কারণ হ্যাঁ, হ্যাঁ। কারণ অফিসের রান্না বা <scoffs> অনেকসময় বাইরে যেখানে খাওয়ার ব্যবস্থা হয় সেখানে রান্না খাইতে গেলে আসলে খুব কষ্ট হয়। তখন নিজের মতো খাবার অর্ডার করি। আর আমি একটু মন ভোলা স্বভাবের। বাসার জিনিসপত্র কেনার কথা একদমই খেয়াল থাকে না। যেমন আমি গত এক সপ্তাহ ধরে ভাবছি যে আমার বাসায় Wheel পাউডার কেনার দরকার।
হুম, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।
এবং একটা পেন্সিল ব্যাটারি কেনার দরকার আমার মাউসের জন্যে। সেটা আমি এখন অব্দি কিনে আনতে পারিনি। <chuckles> তো এই ধরনের বিষয় আমি হয়তোবা অনলাইনে আ চালডাল বা রেগুলার শপিং স্বপ্ন-টপ্ন যারা আছে এদের কাছে হয়তোবা অর্ডার করে দেই। কোকারিস বা এই ধরনের রেগুলার বিষয়গুলো। এইটা আমার সবথেকে বেশি কাজে দেয়।
আচ্ছা। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ। জি। হ্যাঁ। না, অবশ্যই এবং আসলে কি ওই যে সবথেকে জীবনে কোন অ্যাপ সেটা আসলে বলাটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে এখনকার জীবনে এসে। ঠিক না? কারণ এই যে আপনি যে খাবার দাবারের অ্যাপস এর কথা বললেন এটা কিন্তু আমারও অনেক সুবিধা হয়। দেখা যায় কি? যে আমার একটু বন্ধের দিনগুলোতে যেটা বেশিরভাগ সময় হয় যে একটু রাত জাগার স্বভাবটা বেড়ে যায় বন্ধের দিনগুলোতে। তো দেখা যায় কি? যে রাতে এখন জেগে থাকলে ক্ষুধা তো লাগেই। এখন বাসায় বের হয়ে রুম থেকে বের হয়ে কোন কিছু বানাতে যাব। আবার যে গরমের সময় দেখা যায় যে এই কিচেনে যেয়ে রান্নাঘরে যেয়ে এগুলো বানাতে একদমই মন চায় না। দেখা যায় যে কোন একটা জিনিস হুট করে খেতে মন চায়। এখন এই এইসব জিনিস বানানোরও সামগ্রী নাই বাসায়। তো দেখা যায় কি? যে ওই যে একটা অ্যাপ আছে Munchies নামের একটা এ্যাপ আছে সেটা হচ্ছে গিয়ে যে সারারাত আপনাকে ডেলিভারি দিবে। খাবার দাবার হতে শুরু করে। তো দেখা যায় কি? যে হ্যাঁ, এটা আসলে ব্যবহার করে দেখবেন। তবে হ্যাঁ রাতের সময়টা তো একটু হয়তো মাঝে মধ্যে এদের আবার ডেলিভারি রেঞ্জ অনেক বড়। দেখা যায় যে আমি হয়তো আ
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক। সবকিছুতেই তো অ্যাপ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। ওহ! হ্যাঁ, হ্যাঁ। খুব প্যারা লাগে ভাই, খুব প্যারা। একদম। হ্যাঁ, হ্যাঁ। ওহহো! এটা তো আমি জানতাম না ভাই। আচ্ছা, আচ্ছা।
কোথাও বলতে গেলে যে ধানমন্ডিতে বসে দেখা যায় যে আমি বনানী থেকে অর্ডার দিচ্ছি। বিশাল বড় একটা সু ডিসট্যান্স কিন্তু ঠিক না? কিন্তু সে ঠিকই আমাকে বলছে যে, "হ্যাঁ, আপনার এই অর্ডারের জন্য আপনার ১ ঘন্টা ওয়েট করতে হবে।" কারণ, ঐ যেয়ে রেস্টুরেন্টে বলবে উনারা বানিয়ে দিবেন। তারপরে চলে আসবে। আবার দেখা যায় এরকম রাতের বেলা যে আসলে বাইরে যেয়েও তো আনা সম্ভব না।
হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা! আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে সম্ভব না, হ্যাঁ।
আবার, আমরা তো জানিও না ঠিক করে যে আসলে কোন, কোন দোকানগুলো কোন, কোন রেস্টুরেন্ট গুলো এই রাতের বেলা খোলা থাকে। ঠিক না?
খোলা থাকে, হ্যাঁ, হ্যাঁ।
তো এদের মাধ্যমে আমার অনেক বড় একটা সাহায্য হয়ে যায়। যেটা হচ্ছে কি? যে আমি হয়তো হ্যাঁ, ধরে রাখি যে আচ্ছা ঠিক আছে রাতে ৩ টা বাজলে হয়তো অ্যা সবসময় একটু খিদে পায়। ঠিক আছে। তাহলে আমি ২ টোর দিকে আমি একটা অর্ডার দিয়ে দেই। যে, ঠিক আছে ও আসতে, আসতে ১ ঘন্টা সময় পরে আমার ক্ষুধা লেগে যাবে। তো এটা খুবই সাহায্য করে। <laughs> আসলে এ পরিকল্পনার বিষয়টা হচ্ছে গিয়ে যে ঐযে অভ্যাসটা যে থেকে যায়। যে প্রতি বন্ধের দিনগুলোতে আমি রাত জেগে থাকব এবং তখন কিছু না কিছু দরকার পড়বেই। তো দেখা যায় যে ডিনার করতে, করতে রাতের ১০:৩০ ১১:০০ তো তারপরে ৩-৪ ঘন্টা একটা ভালো সময় আসলে পরবর্তী কোনো কিছু একটা স্নাকস খাওয়ার জন্য।
আচ্ছা, আচ্ছা। ওহো! অ বাহ! বাহ! আপনি ক্ষুধারও পরিকল্পনা করেন, স্যালুট ভাই আপনারে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলে এটা তো বলে এখন ক্ষিধা লাগাই দিলেন।
হ্যাঁ। তবে
যদিও আমি অনেক দেরিতে খাই আমি ১১:৩০-১২:০০ র সময় রাতের খাবার খাওয়া হয়, তারপরেও আপনার কথা শুনে খিদা লাগছে।
আচ্ছা। হু, হু। <laughs> আসলে না এই রাতের বেলার এমন একটা সময় যে আসলে যখনই একটু কোন খাবার দাবার নিয়ে কথা বলবেন দেখবেন চট করে খিদা লেগে গিয়েছে। ঠিক না?
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম।
হ্যাঁ। তবে এই যে হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, এই যে অ্যাপস এর যে ব্যাপারগুলা নিয়ে আমরা কথা বলছিলাম, এই অ্যাপস এর মানে ব্যবহার বাইরে হ্যাঁ? মানে, মনে করেন যে খাদ্যদ্রব্য বা এই ডেলিভারির সিস্টেম টা বাদ দিলে আপনার অন্য কোন অ্যাপস আপনার জীবনের কোন কাজকে বা কোন একটা অংশকে কি সহজ করে ফেলছে? বা কোনো একটা আ নির্দিষ্ট জিনিসকে যেটা আগে একটু কঠিন মনে হইত?
জি, জি, জি। জি, জি, জি। হুম। হ্যাঁ, সহজ তো করে ফেলছে সেটা হচ্ছে গিয়ে আমি কাজের ব্যাপারে বলতে পারবো।
হ্যাঁ, হ্যাঁ।
হয় কি যে আগে একটা সময় ছিল যে আমরা হচ্ছে গিয়ে আব কোর হার্ড ড্রাইভ বা হচ্ছে পেন ড্রাইভ ক্যারি করতাম। ঠিক না? যে এটা ব্যবহার করা লাগতো আমাদের ফাইল শেয়ার করার জন্য। বা হচ্ছে গিয়ে কোন প্রেজেন্টেশন আছে চট করে আমাদের নিয়ে যাওয়া লাগতো। তো এখন দেখা যায় কি? যে আমরা এইসব জিনিসগুলো এই ইন্টারনেট থাকার কারণে সব জায়গাতেই তো যেহেতু ইন্টারনেট আছে, দেখা যায় যে এই যে অনলাইনে কিছু স্টোরেজ এর ব্যাপার আছে যে আসলে যেখানে আমরা এই পেনড্রাইভ বা হার্ড ড্রাইভ ক্যারি না করে এইসব ফাইল গুলো স্টোর করে রাখতে পারি। তো দেখা যায় কি? যে এটা আমাকে খুবই সুবিধা করে দিয়েছেন যে আমি আ হয়তো কি? ওই যে ছোটখাটো জিনিস না দেখা যায় একটা পেন ড্রাইভ খুবই একটা ছোট একটা জিনিস। তো এটা মাঝে মধ্যেই আমি দেখতাম যে বাসায় বসে আমি রাতে কোন প্রেজেন্টেশন বানাচ্ছি যে আমার আগামী দিন এটাকে অফিসে প্রেজেন্ট করতে হবে ক্লায়েন্টের সামনে। তো দেখা যায় কি? যে এটা আমি বানিয়ে ওভাবেই রেখে এসেছি। বাসায় ফেলে রেখে এসেছি। হয়তো ভুল হয়ে গিয়েছে কোন কারণে বা হচ্ছে গিয়ে যে ঐযে কম্পিউটারে যে লাগিয়েছি যে এটাতে আমি ফাইলটা ট্রান্সফার দিব ওই কম্পিউটার থেকে আমার ছোটাতেই মনে নেই।
জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ, একদম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। ফাইল গুলা স্টোর করে রাখতে পারি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলেই। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওহহো! এটা তো আসলে মানে খুব হ্যাঁ। আচ্ছা, আচ্ছা।
তো এতে হয় কি যে প্রায় সময়ই আমি এই ঝামেলা গুলোয় পড়ে যাই। তো এই যে Google এর যে আম Google Drive আছে বা Dropbox আছে। তো এগুলোতে আমি খুব সুন্দরভাবেই সহজেই আমি স্টোর করে রাখতে পারি এবং আমি ভুলে গেলেও আমার কোন সমস্যা হয় না। আবার দেখা যায় কি? এই যে Microsoft Office আছে সে কিন্তু এই যে 360 যে Office যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি না সবকিছু ক্লাউড এ সেভ করে ফেলে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। ক্লাউড এ সেভ করে রাখে, হ্যাঁ।
হ্যাঁ, তো তার ফলে হয় কি? যে আমার যে শেয়ার ও বা করতে হবে Drive এ যে আপলোড করে রাখতে হবে সেটারও কোন সমস্যা, ঝামেলা নিতে হয় না। আমি দেখা যায় যে আমি অফিসে যেয়ে Drive এ ঢুকি আমি আসলে ওই আ 360 তে ঢুকি আমি আসলে কমপ্লিটলি পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু আমার লাইফ অনেক সহজ করে ফেলেছে বলতেই পারি। হ্যা, আপনার কি এমন কোন অ্যাপস আছে?
হ্যাঁ, হ্যাঁ। মানে ওই ফাইল গুলা কমপ্লিট টা পেয়ে যান। আচ্ছা, আচ্ছা। আমি আসলে আইটি ফার্ম এ কাজ করি। তো আ সবকিছু অ্যাপসের মধ্যেই অপারেট হয়। হাজিরা থেকে শুরু করে কাজের প্রোগ্রেস বলেন, সবকিছুতেই অ্যাপসের ব্যবহার আছে। তবে ব্যক্তিগত জীবনে যদি আমি বলি তাহলে আ Google Calendar, এটা <scoffs> একটা অভূতপূর্ব স মানে সফটওয়ার আমার জন্যে। এই অ্যাপসটা আমার আমি একটু আগে বলছিলাম আপনাকে আমার ভুলে যাওয়ার বা আসলে খেয়াল না রাখার একটা প্রবণতা আছে। তো সেক্ষেত্রে Google Calendar জিনিসটা আমার জন্য একটা লাইফ সেভিয়ার। আমি কারো জন্মদিন মনে রাখতে পারি না। কোনো শিডিউল মনে রা মানে এইগুলাকে আমি না খুব বেশি একটা গুরুত্ব দেই না যে মনে রাখা লাগবে। কিন্তু জীবনের অনেক মানুষ বা অনেক অংশ থাকে যেইগুলো মনে রাখা দরকার। হ্যাঁ।
আচ্ছা, আচ্ছা। <laughs> হ্যাঁ। জি, জি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হ্যাঁ। <laughs> হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, দরকার হয়ে পড়ে। প্রিয় মানুষ থাকলে তো অবশ্যই দরকার হয়ে পড়ে। <chuckles>
তো সেসব ক্ষেত্রে এটা আমার জন্য লাইফ সেভিয়ার। আ একটা ব্যাপার। এছাড়া দিনের শিডিউলিং, মিটিং শিডিউলিং এইসব ক্ষেত্রে এবং নিজের ব্যক্তিগত কাজের শিডিউলিং এর ক্ষেত্রেও দেখা যায় যে এই জিনিসটা আমাকে খুব বেশি খুব বেশি সাপোর্ট দেয়।
হ্যাঁ। জি, জি। হুম, হুম। আহ! তাহলে তো বেশ ভালো। <chuckles> তবে একটা জিনিস আছে যে, এমন কিছু app থাকে আসলে আমাদের যেটা আসলে আমরা অনেক বড় সমস্যাগুলো আমাদের এরা এদের মাধ্যমে সহজ হয়ে যায়। ঠিক না? যে, কঠিন জিনিস হোক বা হচ্ছে গিয়ে যে, অনেক আ অনেক কোন বড় কোন একটা সমস্যা ঘটাতে পারে এমন কোন app, ঠিক না? তে এমন কি কোন app আছে আপনার? যেটা আসলে এরকম সমস্যাগুলো দূর করে দেয়।
হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। একদম। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। ওই যে, আমার ক্ষেত্রে তো আসলে Google Calendar ই এই ধরনের একটা apps. এছাড়া খুব বেশি সমস্যা বলতে, Google যে, cloud product গুলা আছে
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ।
এই cloud product গুলো আমার জন্য খুবই উপকারী। কারণ, frequent travel করতে হয়। তো দেখা যায় যে, সবসময় একটা ল্যাপটপ বা এই ধরনের device carry করা খুব বেশি ঝামেলার। আ তো একটা ছোট্ট android device থাকলেও আমি হয়তো বা প্রয়োজনীয় file গুলা cloud থেকে নিয়ে বা Google এর যে, cloud service, Doc, Sheet বা আ এইযে slide, এই ধরনের কাজগুলা আমি complete করতে পারি। ছোটখাটো modification বা অনেক ধরনের কাজ আছে আসলে।
জি, আচ্ছা, আচ্ছা। <smacks lips> হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। জি, জি। বাহ! তা তো বেশ ভালো। না, এটা তো আপনি ঠিকই বলেছেন। তবে আমার ক্ষেত্রে যেটা হয় কি? যে, আমার বেশিরভাগ সময় একটু আ মানে কাজের চাপে না ওই ব্যাংকিং করার আর ঠিক মতো, সময় মতো যাওয়া হয় না। দেখা যায় যে, আমার আসলে যে, কয়দিন চাকরিতে যেতে হয়, কাজে যেতে হয়, সে কয়দিনই শুধুমাত্র ব্যাংকগুলো খোলা থাকে আমাদের দেশে। তো এই সমস্যাটা আসলে আমি সামাল দিতেই পারছিলাম না কোনোমতেই, যতদিন পর্যন্ত না এই যে, আমাদের ব্যাংক গুলো তাদের নিজস্ব app বানিয়েছে এবং শুধুমাত্র app ও বানায়নি, এই যে, cash app গুলো যে, এসেছে আমাদের দেশে যে, নগদ বলেন, উপায় বলেন বা হচ্ছে গিয়ে বিকাশ। তো দেখা যায় কি যে, আমি সহজেই এই ব্যাংকের অ্যাপ থেকে কিছু টাকা transfer করে রাখতে পারি। কারণ দেখা যায়, সবসময় কিন্তু আসলে ওই বুথে যাওয়ার কথাটাও মনে থাকে না বা হচ্ছে গিয়ে যে, card যে, ব্যবহার করব, সব জায়গায় আসলে card নেয়ও না। ঠিক আছে? তো দেখা যাচ্ছে কি, ওই বিকাশ যেভাবে ছড়িয়ে আছে আসলে আমাদের পুরো বাংলাদেশের ভেতরে হ্যাঁ। তো দেখা যায় কি যে, যখন, তখন আমি একটা ছোটখাটো একটা টঙের দোকানেও আমি আসলে একটু হলেও কিছু টাকা বের করতে পারছি, যেটা আসলে আমাকে অনেক কাজে দেয়। তো এর ফলাফলে দেখা যায় কি যে, এটা <scoffs> আমার যে, ব্যাংকে যাওয়ার যে, সবথেকে বড় সমস্যা ছিল যে, আসলে টাকাগুলো। সেলারি তো ঢুকেই ব্যাংকে, ঠিক না? আসলে আমি তো টাকাই যদি আমি না তুলতে পারি, তাহলে আমি চলব কিভাবে? তো দেখ হ্যাঁ।
জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা? হ্যাঁ, হ্যাঁ। ব্যাংক খোলা থাকে, এটা আমার জন্য। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বিকাশ। জি, জি। হ্যাঁ। মনে থাকে না, হ্যাঁ। নেয়ও না, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। পুরো আশেপাশের, সব ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। টাকা বের করতে পারি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। আচ্ছা। এটা আমার মাথায় ছিল না। আমার ক্ষেত্রেও এটা অনেক মানে বড় একটা ব্যাপার। তবে কর্মক্ষেত্রে থাকতে, থাকতে এখন আর এইগুলা মাথায় আসতে না আমার শুধু কাজের কথাই মনে আসছে।
হ্যাঁ। জি, জি। <laughs> হ্যাঁ। তা তো অবশ্যই।
তবে জি, আপনি যেটা বলছেন এটা দুর্দান্ত একটা ব্যাপার। কারণ, আমার মনে হয় না আমি আমার ব্যাংকের account করার সময় একদিন যেতে হইছে আমাকে। শুধুমাত্র এ ব্যতীত আমি আজ অব্দি কখনো ব্যাংকে গেসি। আমার মনে পড়ে না যে, আমি টাকা তোলার জন্য বা কোন সমস্যার জন্য আমি কখনো গেসি। বিকাশ to ব্যাংক বা ব্যাংক to বিকাশ, এই ধরনের apps খুব খুব সুবিধাজনক আসলেই, দৈনন্দিন জীবনের ক্ষেত্রে।
হুম। জি, জি। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই। জি, জি। হ্যাঁ। জি, অনেক। একদমই। আবার সবথেকে এটা যেমন সবথেকে সহ মানে খুবই সুবিধা দেয়, তেমন কিন্তু আসলে এদের মাধ্যমে অনেক প্রতারণাও প পড়া যায়। হ্যাঁ, মানে এগুলো আমাদের আসলে একটু হ্যাঁ, সচেতন জি, জি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রতারণা হয়, হ্যাঁ। তো প্রতারণা আমরা একটু সচেতন থাকলে মনে হয় সেইগুলা দূর করা সম্ভব। তো যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। অনেক আ কিছু জানলাম বা অনেক মজার বিষয় নিয়ে আলোচনা হলো।
অবশ্যই। জি, জি। হ্যাঁ। জি। আসলে আমারও খুবই ভালো লেগেছে দেখা যায় কি যে, এই যে, দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করে থাকি আমরা apps গুলো, এগুলো নিয়ে কিন্তু আসলে কখনো কথা বলা হয় না। ঠিক না? খুব ভালো লেগেছে। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আবারো কথা হবে। শুভরাত্রি।
হ্যাঁ, হ্যাঁ। আলাদা করে কথা হয় না, জি। আপনার সাথে আবার কথা হবে। ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন। শুভরাত্রি।